দেখুন এরকম বেশ কয়েকটা ঘটনাই আছে। তো তার ভিতরে আ ১ টা আসলে আমি বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে এরকম যে, আ আমি যখন এইচএসসি পরীক্ষা দিই। আ তো দেখা গিয়েছে যে, পরীক্ষাটা আ দেওয়ার সময় আমার মোটামুটি ১ বছরের মতো আমার ইয়ার ড্রপ, মানে এ গ্যাপ থাকে। আমি আসলে পরীক্ষা দিতে পারিনি বা পড়াশোনা হ্যাঁ, তো হ্যাঁ, তো এটা আসলে সমস্যাটা কোথায় হয়? যে, ওই ১ টা বছর আসলে আমি আ দেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম। আ তো দেখা গিয়েছে যে, যখন আবার ব্যাক করি, তো তখন এসে অলরেডি আমার যারা, আমার যারা আ সহপাঠী ছিল তারা হ্যাঁ, তারা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে। তো আমি তার পরবর্তী ব্যাচে হ্যাঁ, তো তার পরবর্তী ব্যাচে আসলে এসে আবার পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে আমি আশানরূপ ফল করতে পারিনি। তো এটা আসলে আমার জীবনের এ এটা আসলে আমার জীবনের অ্যাঁ সবচাইতে বড় ব্যর্থতা ছিল। যে, এর আগে আমি অন্ততপক্ষে ১ টা সিঙ্গল আ মানে অ ক্লাস পরীক্ষাও আমি কখনো ফেইল করিনি। তো ওটাই আমার জীবনের ১ম ফেইলিয়ার। তো আসলে এটা থেকে আমি একদম ভেঙে গিয়েছিলাম। ভেঙে মানে সম্পূর্ণ মন খারাপ, খুবই বাজে একটা অবস্থা। তো তারপরে আসলে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, পরবর্তী বার আ আসলে অ্যাঁ একটা ভালো রেজাল্ট আসলে আমি করতে পেরেছিলাম। তো সেটা হস হ মানে ওই যে
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। ও! এটা তো অনেক মানে, <chuckles> অনেক বড় ব্যর্থতা এবং মন খারাপ করার কথা আপনার অনেক আসলে। হুম, হুম। আচ্ছা। সহপাঠী যারা ছিলেন। হুম, হুম। ইস! এটা তো দেখতে খুবই মানে হ্যাঁ, হ্যাঁ। ইস! মা মানে খুবই ভালো লাগলো শুনে আসলে। হুম, হুম। ঠিক। হুম। হুম, হুম, হুম। আসলে খুবই মারাত্মক একটা ঘটনা আপনার সাথে ঘটেছে আসলে।
হ্যাঁ। তো এই রিজাল্টটা আসলে আমার বিগত দিনের যে, পরীক্ষাগুলো ছিল, তাদের থেকেও অনেক ভালো ছিল। তো এই যে, যে, একটা শিক্ষা আসলে সেখান থেকে পেয়ে এরকম একটা ভালো একটা মুভ আসলে নিতে পেরেছিলাম জীবনে। এটা আসলে আ মানে বেশ স্মরণীয় হয়ে আছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।

আচ্ছা, তাহলে তো আসলে আমি বলব যে, এটা কিন্তু আপনার একটুও দোষ ছিল না আরকি। কারণ মানুষ তো অসুস্থ হয়ই, অসুস্থতা তো আর মানে বলোক ও মানে বলে কয়ে আসে না, তাই না? আচ্ছা যাই হোক, আ পরবর্তীতে যখন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টা কি ছিল? যে, আ ছোট বয়সী আ দের সাথে এ ক্লাস করা সেটা, নাকি পড়াশোনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল?
হ্যাঁ, হ্যাঁ। আ আ সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল আসলে ছোটদের সাথে ক্লাস করাটাই। তাই আমার তেমনভাবে মো আও ম মানসিকভাবে আমি ব্যা বিপর্যস্থ হইনি। কিন্তু সবচাইতে সমস্যা মনে হচ্ছিলো যে, আমার কয়েকটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলোতে মনে হচ্ছিলো যেন বাধা সৃষ্টি হলো। কারণ আমার আ একটা মানে মোটামুটি এসএসসি পরীক্ষার পর থেকে একটা আলাদা রকম একটা প্রিপারেশন ছিল। যে, আমি আসলে আ বুয়েটের জন্য আ পড়াশোনা করবো বা বুয়েটের অ্যাড admission দিব। তো এ এ আ হ্যাঁ, একটা অনেক বেশ বড় একটা চিন্তাভাবনা ছিল। তো সেটা আসলে দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা। কারণ আলরেডি এক বছর ড্রপ হ্যাঁ, এক, এক বছর ড্রপ হয়ে গেলে আপনি তো জানেন অ জানেন হয়তো বা এ একটা পয়েন্টের একটা ব্যাপার থাকে। তারপরে রেগুলার পড়াশোনার flow টা নষ্ট হয়ে যায়। এই ব্যাপারগুলো আসলে আ হ্যাঁ, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছিল সেটা হচ্ছিল যে, আমার যে, সমকক্ষ যারা ছিল, তারা আসলে আমার থেকে এগিয়ে গিয়েছিল। আমি এই যে, যে, খানিকটা পিছিয়ে গেলাম। আ এই ব্যাপারটা আসলে আমাকে বেশভাবে মানে ভেঙে দিয়েছিল ভিতর থেকে।
হুম। বাহ! অনেক বড় চিন্তা ভাবনা আসলে, আপনার হ্যাঁ। ইস! খুবই খারাপ লাগার কথা। হুম। হ্যাঁ। সেটাও একটা ব্যাপার থাকে আসলে। হ্যাঁ।